এ কেনা লাগবে। মনে করেন যে, একটা মোবাইল ফোনের কভার কেনা লাগবে কিংবা একটা বেডশিট কেনা লাগবে
হ্যাঁ। আম <chuckles> জি।
আমি যদি এটা মনে, মনে ভাবি? তো তখন দেখি যে, আমার হোমপেজে; ওই ঘুইরে-ফিরে খালি মোবাইলের কভার আসে আর বেডশিট আসে। তো আমি আসলে জিনিসটা বুঝতে পারিনি যে, এটা কিভাবে সম্ভব?
উম জি। হুম। এটা ভয়ং হুম, হুম। জি। আমিও এটা, আমার কাছে তো মনে হচ্ছে যে, এখন, আমাদের থট ট্রেডিং শিখে গেছে মোবাইল বা যাই বলেন। আর এই যে, টেক কোম্পানি গুলো যা করছে আরকি, আমার কাছে এটাই মনে হয়। আবার একটা ব্যাপার আমার কাছে মনে হয় যে, আ
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ।
আ টে টেক কোম্পানিগুলো কি করছে? দেখেন, আ আমরা যখন আসলে একটা টিভি কিনছি। তো টিভি কেনার পরে এই আ টিভির সাথে যে, আপনার আরো যে, এক্সেসরিজ গুলো আছে, যেমন টিভির টেবিল, তারপরে আপনার টিভির পেছনে যে, ব্যাকগ্রাউন্ড লাইটটা, এই এইগুলোর অ্যাড মনে হয় যে, আসতেই থাকে, আসতেই থাকে। তো আ আমার কাছে মনে হয় যে, এই যে, আমি টিভি কিনলাম, ঠিক আছে; যে, প্ল্যাটফর্ম থেকে কিনছি, আসলে এই তথ্যটা সেই প্ল্যাটফর্মেরই জানা উচিত। তবে বাকি যে, কোম্পানিগুলো আছে, এরা কিভাবে জানে আমি এটা নিয়ে একটু দ্বিধান্বিত। আমার কাছে মনে হয় যে, এই ব্যাপারগুলো আসলে তারা কি কোনভাবে মানে টিভি, টিভি যে, যেখান থেকে যে, প্ল্যাটফর্ম থেকে কিনলাম, আমাদের এই ডেটা কি আসলে, তারা কি অন্য কোন জায়গায় আরকি শেয়ার করে দিচ্ছেন কিনা?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। না, আমি এটা মনে করি যে, বিশেষ করে দেখবেন আমাদের দেশে হোক, দেশের বাইরে কিছু কোম্পানি আছে, যারা ব্যক্তিগত তথ্য, আ বিশেষ করে আমাদের ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপনের জন্য ব্যবহার করে। যেমন মনে করেন যে, আ ব্রাউজিং হিস্টরি থাকে, লোকেশন থাকে, সার্চ হ্যাবিট থাকে, বিশেষ করে টার্গেটেড কিছু অ্যাড দেখানো হয়। আমাদেরকে আ আকৃষ্ট করার জন্য।
হুম। উম জি। হ্যাঁ। উম জি। হ্যাঁ। উম বুঝতে পেরেছি। উম জি। জি। যে, আপনি একটা জিনিসের নিয়ে ফেলছেন
এবং এই এহ এবং, এব এবং এড়াতে হ্যাঁ, হ্যাঁ।
ওইটার উপরে ভিত্তি করে, আবারো নতুন কিছু দেখায় আরকি।
হ্যাঁ, হ্যাঁ। এবং ব্যবসার জন্য বিভিন্ন রকমের আমাদের ডা ডাটা গুলো ব্যবহার কো করে নেয় ওরা।
বুঝতে পারছি। হুম, বুঝতে পারছি। তো এইগুলা তো আসলেই ভাই অনৈতিক কাজ বলে আমার কাছে মনে হচ্ছে এখন।
হ্যাঁ। আমি তো এটা মনে করি যে, এটা, আর কিছুটা স্বচ্ছতার অভাব থাকতে পারে। বিশেষ করে দেখেন, অ ও আ অ অনেকাংশে ব্যবহারকারীরা তারা জানেই না যে, কি ধরনের তথ্য আমাদের কাছ থেকে স সংগ্রহ করা হচ্ছে।
উম জি। যেমন? হ্যাঁ। হুম, জি। তো এটা খুবই
বা, বা তা কিভাবে ব্যবহার করা হচ্ছে?

উ জ্বি, একদম ভাই। এই ব্যাপার তো আসলে চিন্তা করার মতোই, মানে চিন্তা করার অসম্ভব একটা ব্যাপার। মানে চিন্তার বাইরে আরকি। যে যখন ওই ব্যক্তিটা যে যে পরিমাণে ক্ষতির সম্মুখীন হবে আরকি ভাই।
হ্যাঁ, হ্যাঁ।
তো এটাই আরকি। তবে গোপনীয় রক্ষা করতে আসলে আমার মনে হয়, যে আমাদের যে প্ল্যাটফর্ম গুলো দ আ দরকার নাই। unnecessary। তো এইগুলো আসলে ব্যবহার থেকে আমাদেরই একটু সতর্ক হয়ে, ব্যবহার করতে হবে। বা কোন জায়গায় আপনার এগ্রিমেন্টে কোন এগ্রিমেন্টে সাইন করার আগে, ব্যাপারটা আমাদের আরকি ভালোভাবে পড়ে নেয়া উচিত বা বোঝে নেয়া উচিত। যে আসলে আমার
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আমাদের এই বি হ্যাঁ।
এই প্ল্যাটফর্ম টা ইউস করতে আসলে এই ব্যাপারটা আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ, বা এই তথ্যটা আসলে কতটুকু জরুরি।
<clicks tongue> হ্যাঁ, হ্যাঁ। না, আমরা আ আ অবশ্যই আমাদের তথ্য শেয়ার করার আগে, আমরা আগে জিনিসটা দেখতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, যে এই প্লাটফর্ম আসলেই কি আমার তথ্য শেয়ার করার দরকার আছে, নাকি নেই। এটা কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। তাহলে কিন্তু আমরা কিছুটা সতর্ক থাকলে কিন্তু আমরা আমাদের যে সম্পদ রক্ষা বলেন, হ্যাঁ আমাদের যে ব্যাংক কার্ড বলেন, আমাদের যে গ আ মানে একটা গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু হ্যাঁ।
উ জ্বি। হ্যাঁ। একদম ভাই। আ এই ব্যাপারগুলো থেকে উ জ্বি। আ এই ব্যাপারগুলো থেকে আমরা নিরাপদে থাকতে পারবো আরকি।
হ্যাঁ নিরাপদ থাকার, হ্যাঁ থাকতে পারি। তো আসলে আমাদের সাধারণ জনগণ আরকি প একটু সতর্ক থাকতে হবে, বুঝতে হবে, জানতে হবে।
হু, হু। জ্বি। উ জ্বী, একদম। তো যাই হোক ভাই, ভালো থাকবেন আপনি।
তো তো আপনার সাথে কথা হলে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।